পেতে পারি। আচ্ছা ব্যায়ানে মূলত আপনি বলতে চাচ্ছেন, যে চাকরি বদলের সময় যদি আপনি যে নেটওয়ার্কিংটা আছে সেটা যদি কাজে লাগানো যায় তাহলে কিন্তু খুব সহজে আপনি নতুন চাকরি পেতে পারেন। কৌশলভাবে আপনার করতে হবে। বিশেষ করে LinkedIn. তো আপনি সাধারণত কোন যোগাযোগ দিয়ে শুরু করে থাকেন LinkedIn, ইমেইল নাকি সরাসরি পরিচয় দিয়ে আ চাকরি করে থাকেন?
হু, হু বাট একটু কৌশলীভাবে। উহ উ ওই যে যেটা বললাম, যে আসলে আমি কোথায় কোন লাইনে চাকরি খুঁজছি সেটা আসলে অনেক বেশি ইম্পোর্টেন্ট। যদি ব্যাপারটা এরকম হয় যে, আমি অ্যা অ্যা ম কোন নতুন কারো আসলে কোন ধরনের চাকরি খুঁজছি তো, তখন ধরেন এই খাতে আসলে কারা আ রয়েছেন, পুরাতন বন্ধু-বান্ধব কলিগ যারা রয়েছে তাদের সাথে এক ধরণের যোগাযোগ করার হয়তো চেষ্টা করি। বা তারপরে আ আমি যে অর্গানাইজেশনটাকে ফোকাস করে আসলে এগোতে চাচ্ছি, সে অর্গানাইজেশন এ আমার পুরাতন কোনো কলিগ আছেন কিনা বা আমার পরিচিত কেউ আছেন কিনা। তো তাদের সাথে হয়তোবা এক ধরণের যোগাযোগ করার চেষ্টা করি যে, আপনাদের এখানে একটা সার্কুলার দেখলাম। তো সেই ক্ষেত্রে সার্কুলারে আমার একটা আমার সাথে ম্যাচ করে কিনা সেই বিষয়গুলা আসলে একটু দেখে নেওয়ার একটা ব্যাপার থাকে। তো যদি ম্যাচ করে তখন কিন্তু আপ আপনার আপডেটেড রেজ্যুমে যেটা আছে বা প্রোফাইল একটা শেয়ার করলে তখন কিন্তু সেক্ষেত্রে তারা বেশ খানিকটা সাহায্য করতে পারে।
চাকরি খুজতে, হুম বেরোতে যাচ্ছে। ঠিক এবার চেষ্টা করেন, ঠিক। উম বুঝতে পেরেছি।